জি, আসলে বিষয়টা কি জানেন তো? এই আপনি মানে যেটা বললেন এক জি, ঢুকেছি কিনা এখনো পার্মানেন্ট কোন কিছুতে। আমি আসলে এই যে ৩-৪ মাস হয়েছে আরকি বলতে পারেন, যে আমার পড়াশোনা বাংলাদেশের যত পড়াশোনা আছে সেগুলা আমি শেষ করেছি। তো এখনো পার্মানেন্ট কোথাও ঢোকা হয়নি। তবে পার্টটাইম একটা জায়গায় আমি কাজ করি আরকি। ওইখানে মোটামুটি ভালোই আ বেতন পাওয়া যায়। দেখা গেছে মাস শেষে আপনার আ প্রায় ৬০,০০০-৭০,০০০ টাকার মতন আসে। তো সা জি, জি। তো সেখান থেকে দেখা গেছে যে আপনার মানে যখন ১ম, ওইটা আবার ভাগে, ভাগে দেয় আরকি। দেখা গেছে প্রত্যেক উইকে, উইকে টাকা দেয়। অ্যা তো সেক্ষেত্রে ১ম, যেদিন হ্যাঁ, উইকলি পেমেন্ট আমার এটা একটা রিমোট জব ছিল। ঠিক আছে? তো ঐটাতে দেখা গেছে ১ম, দিন যেদিন মানে এতদিন তো টাকা কামাইছি, তাই না? এখন হচ্ছে যেহেতু রিমোট জব ডলার দিচ্ছে। ঠিক আছে? ওইটার অনুভূতি আসলে আরো অন্যরকম ছিল। কি বলবো যে ডলার চলে এসেছে বাংলাদেশে বসে। এটার অনুভূতি কি হতে পারে বলেন? <laughs>
অ্যা হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। অ্যা খুবই অনেক বেশি। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি মানে উইকলি পেমেন্ট। হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ। ঠিক। অ্যা হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। <chuckles> মানে হ্যাঁ, হ্যাঁ, খুবই স্বাভাবিক। এটা আরকি অনেকে এরকম বলে থাকে যে এখন তোমার সাথে তো আর দাঁড়ানো যাবে না। আগে তুমি টাকা ইনকাম করতো, এখন তুমি ডলার ইনকাম করো। টাকা আর ডলার তো প্যাক না ঠিক। যেখানে ১২ টাকার ক্ষেত্রে মানে $১ ডলারের ক্ষেত্রে ১২২ টাকা বা ১২০ অনেক টাকা। তুমি এখন অনেক টাকার মালিক। আচ্ছা এক্ষেত্রে আপনাকে যদি বলি, এই যে আপনি যে রিমোট জবটা করেন এবং এটা খে এখান থেকে যে ডলার ইনকাম করছেন। অবশ্যই আপনি যখন ভাঙেন তখন তো নগদ টাকাতে বা টাকাতেই এগুলাকে মানে বাংলাদেশী টাকাতেই তখন এগুলা কনভার্ট করে নেন স্বাভাবিকভাবে। তো বন্ধুদের ক্ষেত্রে আপনার কি কোন ধরনের মানে পরিবর্তন হয়েছে কিনা বা বন্ধুরা মাঝে, মাঝে বলে কিনা? যে আচ্ছা আজকে ও এসেছে ও তো ডলার ইনকাম করে। তো আজকে চায়ের বিলটা ওই দিবে বা আজকে নাস্তার বিলটা ওই দিবে। বন্ধুদের প্রতিক্রিয়া কেমন হয়?
উম ডলার ইনকাম করো। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। আসলেই। হ্যাঁ, হ্যাঁ। অ্যা

অ্যা জি, আসলে বিষয়টা হচ্ছে নির্ভরশীলতার কথা বলেন বা এই যে পুরুষ যে বিষয়টা বলেন, এইটা অবশ্যই এখন মনে হইতেছে। কারণ সংসার চালানো যে এত কষ্ট, এত কঠিন। অ্যা আমার বাবা, মা যে এতদিন ধরে চালাচ্ছিলেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতাটা অনেক হাজার গুণে বেড়ে মানে বেড়ে গেছে এটা হচ্ছে ১ম কথা। আর তবে যেটা বলতেছেন যে মানে নিজের একটা গর্ব। গর্ব তো অবশ্যই আছে। তবে যেদিন হয়তো একটা পার্মানেন্ট জব পাবো। যে আসলে যে জব থেকে প্রত্যেক মাসে, মাসে ১-১.৫ লাখ টাকা, ২ লাখ টাকা আসতেছে। ও তখন হয়তো মানে পরিপূর্ণভাবে নিজেকে যে ওইযে পুরুষত্বের যে ব্যাপারটা, ঠিক আছে? বা যদি বলেন যে বিয়ে শাদি করবো তখনই আরকি। <laughs> ঠিক আছে।
হ্যাঁ, হ্যাঁ। ঠিক। ঠিক। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। এখন যদি ছোট্ট করে আপনার সা আপনার কাছ থেকে জানতে চাই, যে দেখা যায় আগে কি হতো, যখন আমাদের পরিবার বা আমার প্যারেন্টস যখন আমাদেরকে চালাতো, তখন দেখা যেত আমরা এই যে টাকার মর্মটা আমরা বুঝতাম না। মানে এই যেভাবে সেভাবে টাকা ভেঙে ফেলতাম। আপনার ক্ষেত্রে ওই যে ১ম যখন আপনি ওই টিউশনের টাকাটা পেয়েছিলেন, তখন কি আপনার কাছে এটা অনুভূতি হয়েছিল কিনা? যে না এতদিন এত মানে এত ইজিলি টাকা ভেঙে ফেলতাম। কিন্তু এখন দেখলাম অ্যা এই টাকাগুলো আয় করতে কত কষ্ট হয়। আপনি যেটা বলেছিলেন যে আপনার পড়াশোনারও ক্ষতি হচ্ছে। আপনি তখন টাকার মর্মটা বুঝতে পেরেছিলেন কিনা?
জি, জি। জি, আসলে এটার এটা আমি আসলে ঠিক মতন বলতে পারবো কিনা জানি না। তবে আমার মা যেটা বলে আরকি যে <laughs> আমি নাকি মানে এখনো টাকার মর্ম বুঝি না, ঠিক আছে? <laughs> তো এরকম আর কি বিষয়টা।
হুম। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে হ্যাঁ, অনে হ্যাঁ, হ্যাঁ, আমরা কিন্তু সত্যি বলতে এমনটা হয় দেখা যায় যে ওই যে যেটা বলেছিলেন যে টাকা পেলে আপনি বন্ধুদের সাথে খেতে যেতেন। এবং হয়তো নিজেও খেয়ে থাকেন। এখনো দেখা যায় টাকাটা ওইযে এ এই কারণেই দেখা যায় যে আপনি এখনো টাকাটাকে ওই যে জমাতে পারেন না যেটা একটু আগে বললেন যে। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক কিছু শেয়ার করলেন। প্রথম আয়ের যে মুহূর্তটা ছিল আপনার কেমন অনুভূত হয়েছিল এবং আপনার পরিবারের রিঅ্যাকশন কেমন ছিল। খুবই ভালো লাগলো এব এগুলো জেনে, ভালো থাকবেন।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles>

আ স্বাধীন আয়, তাই না? মানে একদম যেই আয়টা হচ্ছে ১ম করেছিলাম নিজে, নিজে সেটা আসলে খুবই চমৎকার ছিল। কি বলবো আর? মানে এই বেতনটার জন্য অপেক্ষা করতেছিলাম একটা মাস ধরে। আ ১২ টা ক্লাস নিয়েছিলাম আরকি টিউশনের কথা বলতেছি আরকি। যে আমার জীবনের ১ম টিউশনি। তো মনে আছে এখন ওই মুহূর্তগুলা। সেই ১ম ছাত্রী আমার ছিল, তার কথাও মনে আছে। আ ১ম যেই বাসায় গিয়ে পড়াতাম, মগবাজারের একটা বাসা ছিল। আন্টি অনেক ভালো ছিলেন, মনে আছে আরকি সবকিছুই। যেদিন টাকা দিলেন ঐদিনটাও মনে আছে।
জি। ঠিক। উম ঠিক। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম। <chuckles> খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক।
এতটাই আনন্দ লেগেছিল। হ্যাঁ, একদমই।
হ্যাঁ, সত্যি বলতে হ্যাঁ, হ্যাঁ। জীবনের ১ম যে জিনিসগুলা থাকে, ১ম যে মুহূর্তগুলো থাকে ওগুলো সবসময় স্মৃতি হিসেবে থেকে যায়। যতই ওইটা বড় হোক না কেন? আপনার যেমন যেটা বললেন যে টিউশন হতে পারে আপনি টিউশন থেকে ৳৫,০০০ পেয়েছেন বা ৳৬,০০০ পেয়েছেন। এবং পরবর্তীতে দেখা যায় এমন টিউশনও হয়তো করিয়েছেন যেখানে হয়তো ১০ বা ৳১৫,০০০ পেয়েছেন। কিন্তু ওইযে ১ম যেই ১ম যেই টিউশনের বেতনটা অ বা ১ম যে আয়টা, ওটা সবসময় সবারই মা মনে থাকে এবং সবসময় এটা সারাজীবন এইটা মনে রাখার মতো একটা জিনিস। এখন যদি জিজ্ঞেস করি ধরেন এইযে এব আপনার যে ১ম আয়টা, এটা কত টাকা ছিল এবং আপনি ওই আয়টা দিয়ে কি করেছিলেন?
হ্যাঁ, হ্যাঁ। আসলে। হু, হু। জি। ওইটা ছিল ৳৫,০০০ ভাই। আপনি যেটা বলছেন ঐটাই। ৳৫,০০০ ছিল ওইটার বেতন। আ ১ম বিশ্ববিদ্যালয়ের ১ম বছর গিয়ে ১ম মাসেই আমি ওই টাকাটা কামাই। ১ম টিউশনি ছিল। তারপরে ধীরে সুস্থে আরো অনেক টাকা কামাই। একটা সময়ে কামানো হয় আবার এক সময়
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। এখানে যদি ছোট্ট করে আরেকটা প্রশ্ন করি যে আ অনেকের ক্ষেত্রে কি হয় যে ১ম আয়টা সবসময় চিন্তা করে যে এটা আমি আমার আম্মুর হাতে গিয়ে দেবো। না হয় বলে যে এটা আমার আব্বুর হাতে গিয়ে দেবো। মানে তারা আমাকে দিয়ে একটু গর্ববোধ করবে। এমন কি হয়েছিল?
হু, হু।

হ্যাঁ, এটা অনেক আগের কথা, খুবই স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ।
ঠিক অ্যা ঠিক আছে। অনেক, অনেক আগে কথা। তো মানে বাবা খুব অবাক হয়ে গেছে যে, আমারই তো এখনো বেতন ৳৫০০০ হয় নাই। ঠিক আছে? মানে আমার বাবা যে, মফস্বল এরিয়াতে অ্যা পড়াতেন তো, আর আমি হচ্ছে যে, একদম রাজধানী শহরে পড়াতাম। তো
<giggles> বুঝতে পেরেছি। অ্যা হ্যাঁ, খুবই স্বাভাবিক। শহরের ক্ষেত্রে আলাদা এবং আ গ্রামের ক্ষেত্রে একটু আলাদা হয়। তারপর?
হ্যাঁ, হ্যাঁ। তো <chuckles> তো বাবা যখন এটা বললেন, তখন কিন্তু খুব মানে গর্ব লাগতেছিল যে, যাক প্রথমেই এত বড় একটা অ্যামাউন্ট নিয়ে নিছি। যাক খুবই ভালো লাগতেছে মানে অন্যরকম লাগতেছিল। বিশ্বাস করেন মানে স্বাধীনতাটা অনুভব করতেছিলাম আরকি যেটা সত্যি কথা।
<chuckles> <chuckles> উ ঠিক। ঠিক, ঠিক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে যদি আপনাকে জিজ্ঞেস করি যে, একটু আগে যেটা বললেন যে, আপনার ১ম আয়টা দিয়ে আপনি ওই পুজো দিয়েছিলেন। পরবর্তী যে, আয়গুলা, ওই আয়গুলা বা পরবর্তী মাসের যে, আয়গুলা, ওই আয়গুলা আপনি কি করেছিলেন? বা ওই আয় দিয়ে আপনি কি করেছিলেন? আপনার হয়তো কোন কিছু হয়তো আগে থেকেই ইচ্ছা ছিল যে, এই জিনিসটা আমি কিনবো টাকা আয় করলে। আমাদের ক্ষেত্রে কি হয়? ছোট যখন থাকি যখন টাকা থাকে না তখন এত, এত স্বপ্ন থাকে যে, আচ্ছা মানে কারো কাছে যদি এমন হয় যে, সে আইসক্রিমটা পছন্দ করে, তাহলে সে চিন্তা করে যখন আমি আয় করবো একটা ফ্রিজের মধ্যে কিনে রেখে দিবো। এবং ওইটাতে আইসক্রিম ভরে রেখে দিবো। যদিও এটা পরবর্তীতে হয় না, বাট এটা নিজের একটা চিন্তা। তো আপনার এমন কি কোন কিছু ছিল কিনা?
হুম। <chuckles> জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, ছিল তো। পরের পরের মাসে যখন আমি টাকা কামাই করি, আরেকটু বেশি ছিল। পরের মাসে ২ টা টিউশনি করাই। তো সেইখান থেকে প্রায় এরকম ৳১০,০০০-৳১২,০০০ এসেছিল। তো ওইটা আমি বাবাকে বলি যে, "বাবা তাইলে আমি কিছু টাকা পাঠাই বাসায়?" তখন বাবা বলল যে, "দরকার নেই, অ্যা তুমি টাকাটা কামাই করসো, তুমি এটা খরচ করো। কোন সমস্যা নাই। আমাদের এখন কোন সমস্যা নেই, সমস্যা হলে তোমাকে বলব। তুমি নিজে খরচ করো।" তো এমনিতে আমার ইচ্ছা ছিল একটা সাইকেল কিনবো আরকি, ঠিক আছে? তো এই সাইকেলের জন্য টাকা জমাচ্ছিলাম বলতে পারেন ১ প্রকার। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম, হুম, বুঝতে পেরেছি। তাহলে যেটা দেখা গেল যে, আপনি এই টাকা দিয়ে সাইকেল কিনেছিলেন এবং বা মানে পরিবারকে একটু পাঠাতে চেয়েছিলেন। যেটা খুবই, খুবই একটা ছেলে হিসেবে খুবই গর্বের একটা জিনিস, যে, নিজের পরিবারকে হয়তো সাহায্য করা। এটা স্টুডেন্ট আর যদি এটা স্টুডেন্ট লাইফ এ হয়, যখন দেখা যায় নিজে কিছু ফিক্সড কোন কিছু করতেছেনা বা ক্যারিয়ারে ঢুকেনি, তখন তো আরো বেশি এটা ভালো লাগার কাজ করে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ, হ্যাঁ, আপনি যেভাবে আপনার বাবার কথাটা বললেন যে, আপনার বাবা খুবই গর্ববোধ করেছেন যে, আপনি এরকম তাকে মানে তার থেকেও বেশি টাকা আয় করছেন এমন একটা ডিসশন থেকে আরকি। তো আপনার অন্যান্য পরিবারের যে, মানুষগুলা ছিল, তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? হয়তো আপনার ভাইয়ের বা আপনার আম্মুর এবং অন্যদের?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আরো বেশি আনন্দ।